আচ্ছা, আচ্ছা। বেশ ভালো ভাই বে বেশ ভালো। মানে আপনি আরকি হালকা পাতলা মানে যতটুকু নিজের থেকে সম্ভব ওইটা আরকি করতেছেন। জিনিসটা বেশ ভালো ভাই। আমি মনে করি যে ইয়া মানে যদি একটা মানুষ নিজে নিজে ব্যায়াম করার একটা অ্যা কি বলে চ্যালেঞ্জটা পারে মানে পূরণ করতে তাহলে ভাই হ্যাঁ বাসায় ইউ আরে ওয়েলকাম টু ডো এক্সারসাইজ। কিন্তু ভাই আমার ক্ষেত্রে আবার জিনিসটা হয় না আবার। জ্বি ভাই আপনি বলতেছিলেন।
অ্যা, হ্যাঁ। হ্যাঁ। অ্যা, হ্যাঁ। হুম। হ্যাঁ মানু হ্যাঁ, হ্যাঁ। এ মানুষ চাইলে হ্যাঁ, হ্যাঁ দুই ধর দুইভাবে আরকি তার শরীরচর্চা করতে পারে। সে যদি কোন অ্যা জিমনেসিয়াম যায় ঠিক আছে। এহ কিংবা তার হাতে যদি অ অনেক পর্যাপ্ত পরিমাণ সময় না থাকে তাহলে কিন্তু সে বাসায়, বাসায় কিন্তু চাইলে কিছু ব্যায়াম করতে পারে মানে সুস্থ থাকার জন্য।
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। অ্যা, একদম। একদম, একদম। মানে জিনিসটা ওইরকম হয়ে গেছে যে ধরেন আপনার কাছে যদি টাইম না থাকে বা আপনার অনেক ব্যস্ততা মানে আপনি অ্যা জিমে যাওয়ার যে একটু টাইম লাগে। জিমে কিন্তু ভাই ১-১.৫ ঘণ্টা আপনার শেষ হয়ে যায়। কিন্তু ভাই হ্যাঁ, ১-১.৫ ঘন্টা কিন্তু ১-১.৫ ঘন্টা কিন্তু মানে এক কথায় একটা দিনে একটু ভালোই টাইম একটা মানে কি বলে জিনিসটা দেখা যায় যে যাইতেও একটু টাইম লাগে, আসতেও একটু টাইম লাগে। মাঝখানে একটু আড্ডাও হয়ে যায়। আবার জিমে তো ১-১.৫ ঘন্টা লাগে। তো মোটামুটি ভালো একটা সময় লাগে কিন্তু ভাই অ্যা কি বলবো মানে জি জিম হচ্ছে যাদের কাছে টাইম আছে ওদের জন্য আরকি। জি ভাই আপনি বলতেসিলেন।
এ হ্যাঁ। এ হ্যাঁ। এ হ্যাঁ, এটা যে হ্যাঁ। এটা লাগবে। হ্যাঁ। অ্যা, হ্যাঁ। অ্যা, হ্যাঁ। হ্যাঁ তবে হ্যাঁ। অ্যা তবে সময় না থাকলেও হ্যাঁ আমি মনে করি প্রতিদিন ১ থেকে ১.৫ ঘণ্টা সময় বের করা উচিত। কারণ আমি মনে করি শরীর চর্চা মানসিক স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? কারণ হ্যাঁ শরীরচর্চা শুধু শারীরিক ফিটনেস নয়। এটা আমাদের মনের ভারসাম্যও কিন্তু বজায় রাখে। হ্যাঁ।
হ্যাঁ, হ্যাঁ। এ একদম, একদম। এক একদম, একদম ভাই। মানে বলতে গেলে কি যে মানে এই যে আমরা যে ব্যায়ামগুলা করতেছি এটাতে কিন্তু ভাই শুধু যে ফিজিক্যাল একটা মানে ইমপ্রুভমেন্ট হইতেছে এটা না। আমরা কিন্তু মেন্টালি অনেক মানে নেগেটিভ থটস থেকে এক কথা দূরে থাকি। দেখা যায় আপনি যখন ব্যায়াম করতেছেন বা যেটাই করে শরীরচর্চা করতেছেন ওইখানে দেখা যায় কি যে আপনার কিন্তু ভাই যে একটা নেগেটিভ যে থাউটসগুলা আছে ধরেন অ অসুস্থ থাকার একটা টেনডেন্সি বা অ্যা কি বলে যে অনেক ধরনের টেনশন কিন্তু আসে ভাই। আপনি যদি বইসা থাকেন আপনার টেনশন আসবে। কিন্তু আপনি যদি অ্যাকটিভ থাকেন তাহলে কিন্তু অ্যাকটিভ থাকলে কিন্তু ভাই আপনার ই হবেই। মানে অ্যা কি বলে মেন্টালি একটা কি বলে স্বাস্থ্যকর একটা এনভায়রনমেন্ট পাবেন।
আ হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। অ্যা, হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ এটা, হ্যাঁ এটা, এটা আসবেই। হ্যাঁ। অ্যা, মেন্টালি হ্যাঁ মেন্টালি আপনার ডেভেলপ হবে। যেমন মনে করেন যে আপনি যদি নিয়মিত শরীল চর্চা করেন, ঠিক আছে? তাহলে মানসিক প্লাস শারীরিক ঠিক আছে। ২ টাই কিন্তু আপনার উন্নতি করবে। যেমন নিয়মিত শরীরচর্চা করলে আমাদের আত্মবিশ্বাস বাড়ে। নিজের প্রতি ইতিবাচক ভাব তৈরি হয়।
জি, জি। হ্যাঁ, হ্যাঁ। জি ভাই। হুম, হুম। একদম। জি, জি।

জি, জি। মানে উনাদের যে শরীরচর্চাটা ওইটা ভাই আলাদা লেভেলেরই একটা শরীরচর্চা। মানে ওই ওই কার্ডিও ভাই <scoffs> করতে গেলে অনেক মানে অনেক পরিশ্রম হয়ে যাবে।
আ হ্যাঁ। আ হ্যাঁ। ওদের হ্যাঁ। ওদের প্রতি হ্যাঁ ।ওদের প্রতিদিন রুটিনেই আরকি ওদের যে কাজগুলো এটাই আরকি অনেক। আ ও ওদের জন্য অনেক পরিশ্রম হয়ে যায়, ঠিক আছে?
একদম, একদম। ঠিক ভাই। জি ভাই। এইটাই আরকি যে বলতে গেলে ওনারা যে মানে শরীরচর্চা করে, ঐটা কিন্তু ভাই ওই উনাদের জিম হয়ে যায় আরকি। মানে ওনাদের লাইফস্টাইলই হ্যাঁ, হ্যাঁ। আর আমি মনে
হ্যাঁ। আ হ্যাঁ, হ্যাঁ। ওদের অটোমেটিক হ্যাঁ। অটোমেটিক আর কি ওদের জিম হয়ে যায় ওইটা।
জি ভাই। আর আমি মনে করি কি? যাদের আরকি এরকম কায়িক শ্রম হইতেছে বেশি বা র ওইযে যারা loading-unloading করে বা ওই যে য বালু ফালায় বা বালু ওইযে টুকরি নিয়ে মাথায় আ কাজ করতেছে। ওরা কিন্তু ভাই ওদের জিমের আমার মনে করে না দরকার আছে। কিন্তু এই যে যারা আরকি বইসা থাকে ওদের জন্য জিমটা একটু ফরজ। কারণ দেখা যায় যে অ্যা কি বলব? কাজের মাধ্যমে কিন্তু ভাই আপনি স্ট্রেস ফ্রি থাকবেন। আপনি যে মানসিক যে ভারসাম্যটা আছে ওইটা কিন্তু আ ঠিক থাকে এক কথায় যখন আপনার শরীরচর্চা করতেছেন বা ফিট আছেন। কারণ অসুস্থ শরীরে দেখা যায় যত ধরনের আ নেগেটিভ চিন্তাভাবনা আসে। তো ভাই যাই বলেন আজকে এইযে আমরা শরীরচর্চা নিয়ে কথা বললাম এটা জ্বী, জ্বী।
অ্যা হ্যাঁ। অ্যা হ্যাঁ। আ হ্যাঁ। আ হ্যাঁ। অ্যা এইটা ঠিক। আ হ্যাঁ। আ হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। আ হ্যাঁ তা আমি মনে করি হ্যাঁ শরীরচর্চা মানসিক স্বাস্থ্যর জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এটা মনোযোগ, স্মৃতিশক্তি উন্নত করে, হতাশা দূর করে, ঠিক আছে? আ শিখার ক্ষমতা ও মেমোরি ভালো হয়, ঠিক আছে? মস্তিষ্কে রক্ত প্রবাহ বাড়ায়, ঠিক আছ? জি আপনার সাথে কথা বলা অনেক ভালো লাগলো। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। অ
একদম, একদম। জি ভাই। জি, জি। ভালোই লাগলো ভাই আপনার সাথে জ্বী, জ্বী, জ্বী, জ্বী ভাই। ভালো লাগলো ভাই আপনার সাথে কথাগুলা বইলা ভাই। ভালো জি, ভালো ভালো থাকুন। আল্লাহ হা

হ্যাঁ, হ্যাঁ। জি এটা সত্যি কথা যে মানে, যখন আমরা ব্যায়াম করতেছি তখন দেখা যাচ্ছে কি যে, মানে একটা যে, মেহনত করতেছি, মেহনতেও কিন্তু একটা সুখ আছে। আবার আ কি বলে যখন একটা রেজাল্ট পাওয়া যায়। ধরেন আপনি আ ওয়েট কমাইতে চাইতেছেন বা ওয়েট বাড়াইতে চাইতেছেন আর যখন এই যে, এটা ব্যায়ামের মাধ্যমে কিন্তু আসলে সম্ভব। কারণ কিছু জিনিস আমাদের কন্ট্রোলে নাই, আবার কিছু জিনিস আমাদের কন্ট্রোলে আছে। যেমন নিজের শরীরকে ফিট রাখার কন্ট্রোল কিন্তু আমাদের শরীরে মানে, আমাদের হাতে আছে এক কথায়। এই জিনিসটা আমি, জি, জি, আমি মনে করি যে, একটা মানুষ চাইলেই মোটা থেকে পা মানে ফিট বডিতে আসতে পারে। আবার চিকন থেকেও ফিট বডিতে আসতে পারে। চ ব্যায়ামচর্চার মাধ্যমে আরকি। জি ভাই।
হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, এটা ভালো বলেছেন। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, এটা ঠিক। হ্যাঁ। আ হ্যাঁ, এটা ঠিক। আ এবং আপনি স আ যদি নিয়মিত শরীর চর্চা করেন, ঠিক আছে? তাহলে আপনার <clears throat> ডিপ্রে ডিপ্রেশন থেকেও <clears throat> কিছুটা মুক্তি পাবেন।
হ্যাঁ, হ্যাঁ। জি, জি। একদম মানে জিনিসটা বলতে গেলে কি, যে আমি যে তখন ব্যায়াম-ট্যায়াম শুরু করিনি, কো মানে মানে ব্যায়াম বলতে আমি বাসায় মাঝে মধ্যে ব্যায়াম করছি। মানে ধরেন একটু মোটিভেশন জাগলো। ২-৩ দিন টানার ব্যায়াম করছি। কিন্তু দেখা যায় যে জিনিসটা আমার ক্ষেত্রে আরকি কাজ করে না যে, আমি ৪-৫ দিন বা ১ মাস বা ২ মাস করব ওই জিনিসটা হয় না। দেখা যায় ৩ দিন করি আবার ১.৫ মাস পরে ১ দিন। মানে এরকম যে একটা রেগুলারিটি থাকে না।
হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, বুঝতে পারছি। <chuckles> না, এটা হ্যাঁ, এটা করা যাবে না। আমাদেরকে হ্যাঁ নিয়মিত আর কি <clears throat> শরীর চর্চা করতে হবে। আ উন
জি, জি। একদম, একদম। জি ভাই। মানে ব্যাপারটা জি, জি। জি ভাই আমি যদি একটু আপনি, জি, জি, জি।
কারন শ শ শরীর হ্যাঁ আপনি যদি। আপনি যদি নিয়মিত শ শরীর চর্চা করেন। তাহলে আপনার মস্তিষ্কে রক্তপ্রবাহ, <clears throat> এটা বাড়বে, ঠিক আছে? এবং আপনার যে শেখার যে ক্ষমতা ও মেমোরি ভালো হবে।
হ্যাঁ, হ্যাঁ। একদম, একদম।